বুঝতে পেরেছি। আচ্ছা এটাও কিন্তু আসলে চমৎকার বললেন। তো জানতে চাচ্ছিলাম যে, আপনার স্কুল বা পাড়ার কোন অনুষ্ঠানে কি আপনি কখনো, মানে গান গেয়েছিলেন? যে থাকে না যে একটু ওরকম করে প্রফেশনাল গান গেয়েছিলেন কিনা?
হুম। হু, হু। না ওই প্রকাশিত হ্যাঁ। প্রকাশিত না, না, না, না সেটা করিনি সেটা করিনি। কিন্তু যেদিন শিখি নি, বন্ধু মহলে খুব। শুনে শোনাতাম সেটা কেমন আ আমি খুব সিনেমাও দেখতাম। তো সিনেমার গল্প করতে গিয়ে সিনেমাতে যেখানে গান থাকতো, সেখানের সেখানকার সেই গানটা আমি গিয়ে শুনিয়ে দিতাম। যে এখন গান হচ্ছে আর কি এইরকম কোন অনুষ্ঠানে কখনো গান করিনি। না, না আনুষ্ঠানিকভাবে না।
না। আচ্ছা। হুম। গেতেন। ও আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। কিন্তু অনুষ্ঠানে কখনও করেননি। আচ্ছা। <chuckles> আচ্ছা কখনই কি আপনার নিজের আ মানে থাকে না? যে বাসায় বাড়িতে যেমনটা বললেন যে বন্ধুদের মহলে করেছেন। কিন্তু বাসায় যখন কোন আয়োজন হতো, তখন কি গান করতে পছন্দ করতেন যখন স সকলে মিলে একসাথে বসে আসলে আড্ডা দিচ্ছেন। সেটা করেছেন?
হ্যা। ওটাই বলতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ সেটা খুব করি। সেটা খুব চলে। বেড়াতে হাঁটতে, হাঁটতে চলে। বাসায় চলে বেড়াতে গিয়ে চলে এবং আ বাচ্চারা খুব খুশি হয় যে চট করে যেকোন অক্ষর দিয়ে প্রথমেই আমি একটা গানের কথা বলতে পারি। এর কারণ হচ্ছে প্রচুর শুনেছি। এখনও শুনি। যতই শোনা যাবে।
আচ্ছা, <laughs> সেটা ভালো লাগে না? আচ্ছা। হুম। হু। কেন বলে ফেলতে পারেন। আচ্ছা এখনো আসলে গান শোনেন। এখন তো আসলে এই যে ইউটিউব মানে ইউটিউব এ দেখা যাচ্ছে ও আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ভীষণ আসল সঙ্গীত প্রেমী একজন মানুষ।
প্রত্যেকটা কাজের মধ্যেই গান শুনি। হ্যাঁ। সকালবেলা চা বানাই। সরকারিতে যদি আরো বিশেষ করে একা থাকি। তো অবশ্যই গান শুনতে, শুনতে যাই। আ সবসময় কাজে বই পড়ি, গান শুনি। সেলাই করি, গান শুনি। <chuckles> শুধু অফিসে শুনতে একটু দ্বিধা বোধ করি। কারন কেউ না কেউ অলঅয়েজ থাকে। ঠিক হবে না। হ্যাঁ সেটাই।
হুম। আচ্ছা। হুম, হু, হু, হুম। বাহ! দারুণ। হ্যাঁ অফিস হ্যাঁ, সেখানে তো আসলে অফিস। ইয়ার ফোনে শোনেন কাজের মাঝে। জ্বি। তো কোন মানে ধর সিনেমার গান কি আপনার ছোটবেলার কোন মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়? মানে কোন সিনেমার গানের সাথে রিলেট করতে পারেন। এরকম কোন গান রয়েছে কিনা? জানতে চাচ্ছিলাম।
হুম, হু। আমার গানের সাথে রিলেট করতে পারি বেশি যে ও ওই যে যখন বলে না যে